তো এখানে আপনার তো বিষয়টা আসলে কষ্টকর। কারণ আপনি তো প্রাইভেটও ছাড়তে পারছেন না। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার আপনি চেষ্টা করে দেখতে পারেন। যেহেতু আসলে প্রাইভেট আপনার জন্য খুব জরুরি। আর একটা জিনিস আপনি কেন ভাবছেন না যে, আপনার আপনি যদি এভাবে নিজের শরীরকে কষ্ট দিতে থাকেন। তো আপনি কিন্তু অসুস্থ হয়ে গেলে কিন্তু আসলে বলা যেতে পারে আপনার অ্যাঁ সবকিছুই কিন্তু আসলে বিগড়ে যাবে। দেখা যেতে পারে আপনার এই ২ টা প্রাইভেট কিন্তু নাও থাকতে পারে। বিষয়টা আসলে যদি দীর্ঘকালীনভাবে ভাবেন তখন কিন্তু আপনার কোন কিছু যখন না থাকবে তখন কিন্তু আপনার একুলও যাবে, ওকুলও যাবে। তো বিষয়টাকে আপনি এভাবে দেখতে পারেন যে, আপনি যদি অ্যাঁ নিজের সাথে যদি এভাবে যুদ্ধ করতে থাকেন, শারীরিক কস মানে শারীরিকভাবে কষ্ট দেন তো আপনার ক্ষতির সম্মুখীন হওয়ার দীর্ঘমেয়াদে হওয়ার খুব একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আছে। কারণ আপনি যদি এভাবে ঘুম নষ্ট করতে থাকেন, আপনার জন্য কিন্তু আ পর্যাপ্ত ঘুম বা ন্যূনতম যে, ঘুমটা দরকার সেটাও কিন্তু আপনি নিচ্ছেন না।
জ্বী, জ্বী। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। জি। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু বুঝতে পারতেছি। সেটা দেখা যাবে না। হ্যাঁ, হ্যাঁ।
তো আপনি এখানে একটা প্রাইভেট ছেড়ে দেখতেই পারেন। কারণ সবকিছু কিন্তু আসলে আপনি যদি টাকার উপর থাকেন তো পরবর্তীতে যদি আসলে আপনি খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু আসলে এটি সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার করতে পারেন আপনি ২ টা টিউশনির জায়গায় ১ টা টিউশনি করতে পারেন। আবার আরেকটা, আরেকটা জিনিস দেখে নিতে পারেন যে, এমন কোন টিউশনি যেটা আসলে আপনি ওখানে অ্যাঁ একটু বেশি টাকা পান কিনা। তাহলে হবে কি একই সময় যখন আপনি একই সময় যখন আপনি একটা টিউশনি করবেন, ২ টার টাইম এ কিন্তু আপনি মানে ২ টার টাকা কিন্তু আপনি এক জায়গায় পাবেন। হ্যাঁ, সো এখানে টাইম ও সেভ হবে। দেখবেন আপনার জন্য নির্দিষ্ট একটা সময় কিন্তু বের হয়ে আসবে। তো এমন করেছেন কিনা?
হ্যাঁ, এটা, এটা তো ঠিকই বলেছে। সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, এমন একটা টিউশনি জ্বি, জ্বি। জ্বী। টাইম সেভ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না আমি এটা। খুঁজেছিলাম, জি, আপনি যেমনটা বলছিলেন না আমি কিন্তু প্রাইভেট খুঁজতেছিলাম যে, ২ টা থেকে আমি যে, টাকাটা পাই, দেখা যায় যে, এমন ১ টা প্রাইভেট, যেটা আমার মানে ২ টা টাকার সমান হবে। কিন্তু আসলে প্রাইভেট পাওয়াটাও কিন্তু মুশকিল। কারণ বর্তমানে টেরা টিউশন মাস্টার অনেক তো। মানে আমি ২ টা টিউশন ও মেনেজ করেছি কিন্তু অনেক কষ্ট করে, অনেকে বলে, বলে। এজন্য আসলে চাকরিটা মানে টিউশন টা ছাড়তেও মন চায় না। আ তবে এখানে মাঝখানে আমি একটা জিনিস প্লান করেছিলাম যে, আমি মানে টিউশন টা না করে ওই সময়টা বাসায় কোন কোচিং করানো যায় কিনা। এটাও চেষ্টা করেছিলাম। কিন্তু ওই যেই বাসায় ভাড়া থাকি ওখানে আমার অনুমতি দিচ্ছে না। বলতেছে যে, বাসায় লোকজন আসবে এটা হবে না। হুম। তো এজন্য আসলে আমি প্লান করেও না আমি শেষমেষ ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। আর এই যে, শখের বয়সে যে, কাজগুলো করার অভ্যাস ছিল, আমি চাইছিলাম যে, না একটু আমার অফিসে বসে, বসে লেখালেখি করব বা অফিসে বসে, বসে একটু শখের যে, কাজগুলো রয়েছে এগুলো করব। কিন্তু ওই হয় না। অফিসে গিয়ে দেখা যায়, একটার পর একটা ক্লাস এ করব, করব, করব করে আর কিন্তু করা হয়ে ওঠে না।
হ্যাঁ, সেটা তো ঠিক। আচ্ছা, হ্যাঁ। বুঝতে পেরেছে। হুম।

না এটা কিন্তু আসলে বলা যেতে পারে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি অ্যা যেহেতু আসলে স্কুলের একজন শিক্ষক, আপনি এভাবে কেন দেখছেন না? আপনার কিন্তু স্কুল শেষে কিন্তু একটা সময় থাকে যেখানে কিন্তু আপনার একটা ক্লাস চাইলেই কিন্তু নিতে পারবেন। সেটা বলা যেতে পারে। আপনি যদি ওখানে কোচিংটা করান, আপনার কিন্তু আসলে বাসার যে বাড়িওয়ালা তার কথাও শুনতে হবে না। আবার দেখা যাচ্ছে আপনা যা আপনি যেহেতু স্কুলের একটা পরিচিত মুখ তো আপনি যখন আসলে অনেক কয়েকটা স্টুডেন্টকে একই সাথে পড়াবেন সেক্ষেত্রে হয়তোবা টাকা একেকজন একটু কম করেই দিবে। হয়তো বা টিউশনির মতো দিবে না। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি যদি সব টাকাটা একসাথে মিলান তখন কিন্তু দেখবেন আপনি যেই সময়টা আপনি প্রাইভেটে অ্যা দিচ্ছিলেন, তার থেকে কিন্তু বলা যেতে পারে অনেক গুণ কিন্তু ইনকামটা বাড়বে। ১ম, দিকে একটু কষ্ট হবে। তো তারপরেও কিন্তু যেহেতু আপনি একজন পরিচিত শিক্ষক এবং আপনার আসলে পড়াশোনার মানও তো ভালো। তো সেক্ষেত্রে আপনি এটা কেন দেখছেন না? আপনি কিন্তু ওই নির্দিষ্ট সময়ে কিন্তু আপনি আরো বেশি productivity দেখাতে পারবেন। বা দেখা যাচ্ছে আপনি যখন কোচিং থেকে একটা ভালো আর্ন করতে পারবেন, তখন কিন্তু আপনাকে এদিক ওদিকে তাকাতে হবে না। বলা যেতে পারে অল্প সময়ের মধ্যেই কিন্তু আবার জিনিসগুলো ভালো হয়ে যাবে। আবার আরেকটা ব্যাপার দেখেন, আপনি কিন্তু টিউশনি করাতে যেতে হলেও কিন্তু আপনাকে অনেক সময় পার হতে কিন্তু হাতাতে হয়ে যেত। তো এক্ষেত্রে কিন্তু আপনি কোচিং এ যদি স্কুল থেকেই কোচিং করান, তখন কিন্তু আপনার এই সময়টাও বাঁচবে বা বলা যেতে পারে যে টিউশন এর টাইম এ কিন্তু আপনি সবকিছুই ভালো ভাবেই করতে পারবেন।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। বুঝতে পেরেছি। ও! কম বেশি মানে হলো যে স্কুলেই আ স্কুলেই প্রাইভেট পড়াবো, তাই না? জি, জি, জি। উহু। জি। বুঝতে পেরেছি। জি। সময় বের করে ফেলতেছে। হ্যাঁ, যাইতে আসতে অনেক সময় চলে যায়। এটা ঠিক বলেছেন। কারণ আমি যদি স্কুলে অ্যা ২-১ টা টিউশন করাই সেটা কিন্তু আমার জন্য অনেকটা ভালো হবে, সুন্দর বলেছেন। কিন্তু এখানে আবার একটু বাচ্চাদেরকে মেনেজ করতে হবে। এবং আমার প্রিন্সিপালের কাছ থেকে একটু অনুমতি নিতে হবে। তো আপনার পরামর্শটা আসলে খুবই ভালো লেগেছে। কারণ এ ধরনের কথা অনেকেই বলে না। কারণ হচ্ছে যে একটা যে ভালো পরামর্শ পাওয়াটাও কিন্তু একটু কষ্ট এবং একটা কিন্তু ভালো পরামর্শের অভাব। তো আপনি আমাকে অনেক সুন্দর পরামর্শ দিলেন। তো দোয়া করবেন আশা করি আমি যা চেষ্টা করবো এবং আমার যে সমস্যায় আমি আসলে উদ্ধার হবো। আমার মনে হচ্ছে আমি এমনটা করলে
আচ্ছা। আমি আশা করি আপনার প্রিন্সিপাল ও মেনে নেবে এবং আমার পরামর্শ আপনার জীবনে কাজে লাগবে। অবশ্যই ভালো থাকুন। ধন্যবাদ।